আ আমি না আপনার বেশ কয়েকদিন ধরে একটা সমস্যার মধ্যে পড়ছি। আ বলতে পারেন ১, ২ মাস ধরে। আমি আসলে একটা উদ্যোক্তা হিসেবে একটা উদ্যোগ নিয়েছিলাম। আ ৬, ৭ মাস আগে নিজে ব্যবসা শুরু করেছি। IT related ই। কিন্তু আ এখন যেটা সমস্যা হচ্ছে যে
আচ্ছা।
আমার অনেকগুলো project। তো আমি কোনোটাই ভাবে না ঠিকভাবে আপনার আর মনে করেন ওভাবে সময় দিতে পারতেছি না এবং সবগুলো কাজ একটু পিছিয়ে পড়তেছি, এরকম একটা অবস্থা। এদিকে client এও আপনার মনে করেন যে যে update, ওই update অনুসারে সময়গুলো মিলতেছে না schedule। তো এটা নিয়ে না আমি বেশ খুবই চিন্তার মধ্যে আছি কী করবো এবং বেশ আ আপনার মনে করেন যে আ মনে করেন ব্যক্তিগত জীবনেও সময়টা দিতে পারতেছি না। সারাক্ষণ অফিস। আ দেখা যাচ্ছে সকাল ০৮ঃ০০ র দিকে অফিসে ঢুকি, রাত ১০ঃ০০, ১১ঃ০০ র দিকে বাসায় যাচ্ছি। আ মনে করেন জীবনের schedule টা পুরো এলোমেলো হয়ে গেছে। আ কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না। না project এর কাজ ঠিকভাবে হচ্ছে, না ব্যক্তিগত জীবন ঠিকভাবে থাকতেছে। আ অনেক সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি এখন আপনার কাছে আসছি একটু পরামর্শের জন্য। যদি আ এখান থেকে কিভাবে আমি উদ্ধার হতে পারি? যদি বলতেন।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা দুঃখজনক যে আপনাকে আসলে এরকম কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং এ্যা পুরো ব্যাপারটা আপনি সামাল দেয়ার চেষ্টা করতেছেন, আপনার কথাতেই বোঝা যাচ্ছে। কিন্তু হয়তোবা পেরে উঠতেছেন না আর কি। হয়তোবা কোন না কোনভাবে আসলে একটু ব্যাপারটা খাপে, খাপ যাচ্ছে না। আ আপনি বলতেছিলেন অনেকগুলো প্রজেক্টের স কিন্তু আসলে দেখা যাচ্ছে হাতে এখন আছে। এবং এাম কিছু প্রজেক্ট নিয়ে আপনি বেশ দুশ্চিন্তার মধ্যে আছেন। এই যে প্রতিটা প্রজেক্ট যেগুলো কিনা আছে। সেগুলো আসলে মূল লক্ষ্যটা কি? আসলে মানে প্রত্যেকটা প্রজেক্ট টের থেকে আসলে আপনি কি achieve করতে চাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবন থেকে?
হুম। জি। হ্যাঁ। জি। আসলে এই প্রজেক্ট গুলো হলে আমার ব্যবসার জন্য একটা ভালো একটা portfolio হবে এবং নিজের skill-ও অনেক বাড়বে এবং অবশ্যই এখানে তো একটা অর্থের সুবিধা তো আছেই। এখন এগুলো যদি complete হয়ে যেত না আমার ব্যবসার জন্য অনেক একটা ভালো একটা boost up হয়ে যেত। এগুলো আমি বুঝতে পারতেছি কিন্তু আ maintain করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আ বিশেষ করে একার পক্ষে। আ এতগুলো project, এতগুলো timeline, আ খুব তাড়াতাড়ি সেগুলো submit করতে হবে। আ কিভাবে করব? কী করব? কার help নেব? এখন আ মানে আমি না মনে করেন দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি এগুলো নিয়ে যে কিভাবে আমি সামনে আগাব? এবং আ দেখা যাচ্ছে যে ৮, ১০ টা project ২ ঘণ্টা ৩ ঘণ্টার time দেওয়াটা enough হচ্ছে না একেকটা project এর জন্য। উম আরও বেশি time দেওয়া দরকার যেখানে আ দেখা যাচ্ছে যে ৫, ৬ ঘণ্টা ultimately একটা project-এর জন্য time দিতে হয় প্রতিদিন। নাইলে আমি আগাতে পারতেছি না। এরকম একটা সময়ের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আবার কাজ করতে, করতে, আপনার মনে করেন যে আমার, আ মাথার কাজ করার শুরুটা মানে বন্ধ হয়ে যায়। মনে করেন একটু অ অস্থিরতা কাজ করে। এরকম এ্যাব অবস্থায় টানা কাজ করতে, করতে। তো আ মানে স্বাভাবিকভাবে মানে মাঝেমধ্যে চিন্তা ভাবনা করতে পারতেছি না। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে বলতে পারেন যে, আমার একটা এলোমেলো একটা পরিস্থিতি হয়ে গেছে। এরকম একটা অবস্থার মধ্যে পড়তেছি। আ কিভাবে কি যে সা কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারতেছি না।
আচ্ছা। হুম, হু, হু। আচ্ছা। উ, হুম। না, ব্যাপারটা আসলে দুঃখজনক যে আপনি আসলে পুরো ব্যাপারটা হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। কিন্তু তারপরও আসলে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না। আসলেই দুঃখজনক। কিনা আপনি এই প্রজেক্টগুলো স সম্পর্কে কিন্তু আসলে আপনি জানেন যে প্রজেক্টগুলো আপনার কি, কি profit দিবে বা কি, কি আসলে আপনার কাজে লাগবে, তাই না? এখন এগুলা নিয়ে কিন্তু আসলে কাজ করতে চাইতেছেন তারপরও হচ্ছে না। আসলে সেটা কেন? আপনার কি মানে ব্যা কাজগুলো কি অনেক জটিল মনে হচ্ছে? কাজগুলোতে কোন সমস্যা হচ্ছে? যখন কিনা আপনি কাজগুলো করতে যাচ্ছেন তখন কি কোন রকমের প্রব্লেমের face করতেছেন নাকি?
হুম। হ্যাঁ। জি। আ Problem face করাটা সামান্য স্বাভাবিক ব্যাপার এবং এটার solution-ও আমি বের করে নিতে পারি সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে না আমার সময়টা। আমি না মনে করেন যে proper ভাবে সময় দিতে পারতেছি না। আ এতগুলো প্রজেক্ট, ঠিক আছে? তো ওই দিক দিয়ে আমি পিছিয়ে পড়তেছি। এখন আ মনে করেন এই দিকেও যেতে পারতেছি না, ওই দিকেও যেতে পারতেছি না। আ একটা প্রজেক্টে যে আমি মনে করেন যে সময়ভাবে ঠিকভাবে করবো, আরেকটা প্রজেক্ট ধরবো, এদিক দিয়ে আ প্রতিটা প্রজেক্টের submit এর যে timeline টা, এই timeline টা দেখা যাচ্ছে যে একটা আরেকটার কাছাকাছি। আ আপনার মনে করেন আজকে ধরেন আমার হচ্ছে ৭ তারিখে একটা submit করতে হবে, আবার ১১ তারিখে submit করতে হবে, আবার ১৬ তারিখে submit করতে হবে, আবার ১৮ তারিখে আরেকটা submit করতে হবে। এরকম করে পুরো কাছাকাছি চলে আসতেছে একেকটা প্রজেক্টের timeline। আ ওভাবে কাজ ঠিকভাবে কোনটাই আগাচ্ছে না। তো এটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় আছি আমি। প্রচণ্ড দুশ্চিন্তায়। আ কিভাবে কি করবো? আর এই আ কারণ আবার client এরও একটা বিষয় আছে। যদি আমি যদি ঠিকভাবে সময়মতো আ quality যদি দিতে না পারি ও ওই client ও কিন্তু আবার থাকবে না। তো client এর একটা satisfaction এর একটা জায়গা আছে, সন্তুষ্টি একটা জায়গা আছে। তো ওই জিনিসটা আমি বুঝতে পারতেছি। উম কিন্তু আ আমি জাস্ট না একটু ব্যবস্থাপনা করতে এলোমেলো খে খেয়ে যাচ্ছি, হিমশিম খেয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এবং এই জ client গুলো যদি আমি ধরে রাখতে না পারি আমার একটা বড় একটা downfall চলে আসবে পরবর্তীতে। এ যেটা আমার জন্য অনেকটাই খারাপ হয়ে যাবে এবং আ আর্থিক সংকটে মানে আমি মনে করেন ২, ৩ মাসের মধ্যে খুব ভয়ানকভাবে আর্থিক সংকটে পড়ে যাব। এরকম একটা অবস্থা তৈরি হবে।
আচ্ছা, আচ্ছা। ওকে। উ হু, হু। হ্যা, হ্যা, হ্যা, হ্যা। উম। উম। হ্যা, হ্যা, হ্যা। হ্যা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম। না, আসলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আপনি আসলে বেশ কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এ আপনার main সমস্যাটা হচ্ছে সময়। আপনি আসলে সময়টা করে উঠতে পারতেছেন না। দেখা যাচ্ছে যে আ কাজ অনেক নিয়ে ফেলছেন কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যে, পুরো জিনিসটাকে কিভাবে করে ঠিকঠাক করে delivery দিবেন এই ব্যাপারটা নিয়ে আসলে main problem এর মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু আম আপনি কিন্তু চাইলে পুরো ব্যাপারটা একটু ভাগ, ভাগ করে নিতে পারেন প্রজেক্টগুলাকে। হ্যাঁ? দেখেন project গুলা তো অবশ্যই একই সময়ে একই দিনে তো আসলে delivery দিতে হচ্ছে না, তাই না? আপনি তো বললেন যে একটা ৬ তারিখ, একটা ৮ তারিখ, একটা ১৩ তারিখ এভাবে করে, করে একেকদিন date আছে আপনার। তো যেহেতু আ যেটা, যেটা আগে আসতেছে, যে project আগে আসতেছে আপনি সেটাতে focus করেন। সেদিকে focus করে সেটাকে আগে মানে একটা, একটা করে শেষ করেন। আপনি যদি একসাথে সবগুলোকে নিয়ে যদি আগাইতে চান, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আ ব্যাপারটা হচ্ছে যে যখন কিনা project গুলা কাছাকাছি আসতেছে তখন project গুলোকে একটু ভাগ করে নিতে পারেন। যে ধরেন আ ১ম ৬ তারিখ, ৮ তারিখ আর ১০ তারিখে যে project গুলা আছে সেগুলোকে ধরেন এ ৬ তারিখের project এ হয়তোবা একটু বেশি সময় দিবেন, ৮ তারিখের তার থেকে একটু কম এবং ১০ তারিখের আর তার থেকে একটু কম। এভাবে করে দেখা যাবে যে এ্যা পুরো জিনিসটাকে একটু routine করে নিলেন। হ্যাঁ, তো তখন হবে কি যে এ ৬ তারিখে যে project সেটা একটু বেশিই শেষ হলো। ৮ তারিখের project টা একটু হয়তোবা দে মোটামুটি আপনি কাজ করে রাখলেন এবং ১০ তারিখেরটা খুব হালকা করে রাখলেন। এভাবে করে যদি কিনা করেন তখন কিন্তু ৩ ওটা project ই করা হচ্ছে। কিন্তু কাজ কিন্তু আগাচ্ছে, কাজ কিন্তু পড়ে নেই। রা তাই না?
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। আচ্ছা। ওকে। হ্যাঁ। জি। হুম। ওকে। হুম। হ্যাঁ, আসলেই।
তো এভাবে করে কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারেন। আর আপনি কি শুধু একাই কাজ করেন নাকি আপনার সাথে, সাথে আপনার অফিসের যারা, যারা সহকর্মী তারাও আছে? মানে পুরো দায়িত্বটা কি আপনার উপরেই চলে আসতেছে নাকি অন্যরা আপনাকে সাহায্য করার মতো মানুষজন আছে?
আসলে আ এ এখন তো আপনার department wise কিন্তু আমি যে sector টা আছি ওটা আমি একাই দেখতেছি, এরকম একটা অবস্থা। অনেকগুলো বিষয় নিয়ে কাজ হয় তো, আ তো অত সবাই সবার department থেকে কাজ করতেছে এবং ওদের লোকজনও আছে। কিন্তু আমারটাতে আমি একা, আমি একা পড়ে গেছি এবং কারো help নিতে পারতেছি না। আ বুঝতে পারছেন? এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো যার কারণে আমি পুরো একটা বিপাকের মধ্যে পড়তেছি। এখন আ কি করব? আবার আমার একটা
আচ্ছা, আচ্ছা। ওকে।
বন্ধু এদিক দিয়ে আবার বলল যে, আ "একটা team এর জন্য একটা লোক নিয়ে নাও, একটা engineer নিয়ে নাও। এইযে যে, তোমার কাজটাকে একটু ভাগাভাগি করবে। হ্যাঁ, একটু টাকা তাকে বেতন দিতে হবে কিন্তু এটা তো compromise করতে হবে। তোমার তো আ project গুলো আগে।" এখন আ তার কথাটাও মাথায় আসতেছে এবং আ বুঝতেছি না আবার short time এর মধ্যে কিভাবে কোথায় কি manage করব এটাও বুঝতেছি না। তো এলোমেলো একটা পরিস্থিতি। সবই হয়তোবা আপনি বুঝতেছেন। আমি মনে করেন যেভাবে বলতেছি, আ মানে ভেতরে খুব সমস্যা হুম।
উ হু, হু, হু। হুম। উ হু, হু, হু। না, এটা কিন্তু একটা ভালো idea। না, এটা কিন্তু একটা ভালো idea। যে আপনি ধরেন কেউ একজনকে নিলেন, ঠিক আছে? যে কিনা অভিজ্ঞতা সম্পন্ন কোন একজনকে লোককে নিলেন। কারণ টাকা তো দিতেই হচ্ছে, তাই না? টাকা তো আপনাকে দিতে হবে এবং টাকাটা আপনি ভালো মানে এমন কাউকে দেন যে কিনা আসলেই দায়-দায়িত্বগুলো আপনাকে একটু আপনাকে যেন একটু free করে দেয়। যখন যদি কিনা আপনাকে একটু free করে দেয় তাহলে আপনি অন্যান্য project গুলাও একটু ন নাড়াচাড়া করতে পারেন এবং quality টা ensure করতে পারলেন। কারণ দিন শেষে তো quality টাও দরকার, তাই না? একজন একটা ইন engineer যদি থাকে সেই engineer টা হয়তোবা দেখা যায় যে আপনার কিছুটা ওজন সে নিয়ে ফেললো এবং আপনি দেখা যাচ্ছে যে quality র দিকে focus করলেন এবং পুরো কাজটা খুব চমৎকারভাবে কিন্তু আগাই যাইতেছে, তাই না? তখন আর দেখা যাচ্ছে কিছু টাকা যাক কিন্তু আপনার client গুলো থাকলো এবং client থাকলে কিন্তু আবার নতুন করে client আ কিন্তু কাজ দিবে, তাই না? তো তৈরি হবে। তো ব্যাপারটা কিন্তু আসলে বেশ ভালো একটা idea। আপনি কিন্তু এটাও করতে পারেন। আর আ নিজের ধরেন উ যেই পরিমাণ উ লোকজন আছে তাদের department এ আপনি একা আছেন আপাতত যদি কিনা আরও একজন নেন, দরকার হলে আরও একজন নেন। নিজের team কে build up করেন। Team build up করেন কারণ ভবিষ্যতে কিন্তু দেখা যাচ্ছে project আরো সামনে আরো আসবে, তাই না? তখন দেখা যাবে আবার যদি একইভাবে যদি আটকে যান তখন তো আরেকটা সমস্যা, তাই না? তো এক্ষেত্রে কি আপনার মানে বা engineer কে বেতন দিতে বা এরকম কোন budget সংকুলানে কি কোন রকম সমস্যা আছে নাকি আপনার?
জি। হুম। আচ্ছা। আসলেই, হ্যাঁ। জি। তৈরি হবে, হ্যাঁ। হু। হ্যাঁ। আসলেই। উ জি। আ না, budget এ্যা সংকুলান সময় না। আসলে কি আ engineer যে নিব তার সাথে যে সময় দিব এই সময়টা আমি পার পারতেছি না, মানে পাইতেছি না। এটা একটা অবস্থা হয়ে গেছে আবার। তো আমি এই জিনিসটা মাথায় রাখতেছি আপনার কথাটা শুনে। আ আমি এটা চেষ্টা করব আ খুবই দ্রুতভাবে এবং খুব short time এর মধ্যে। আ আসলে কি মনে করেন এত কাজের মধ্যে, এ্যা মনে করেন আগে যেরকম সুন্দর, সুন্দর ভালো, ভালো idea আসত, ওই idea আসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। Simple, simple ভালো idea আসা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। Pressure কারণ একই হু, দেখা যাচ্ছে একই কাজের দিকে focus দেওয়া লাগতেছে আ প্রতিদিন। তো এই একটা problem এর কারণে না আমি মনে করেন যে, আ ওইটা কিভাবে broadly চিন্তা করা করতে পারতেছি না। যেগুলা মনে করেন, দেখা যাচ্ছে যে আপনি আমি অবসর time এ ১০-১৫ মিনিট যদি বসে থাকি, দেখা যাচ্ছে আমার অনেক ভালো, ভালো চিন্তা কিন্তু মাথায় আসতে পারে। কিন্তু ওই ১০-১৫ মিনিটও আমি কিন্তু সময় দিতে পারতেছি না। কাজের মধ্যে এ্যা থাকতেছি। যার কারণে এ্যা স্বাভাবিক ভালো একটা বুদ্ধি, ওইটা আমার মাথার মধ্যে এখন catch করতেছে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে।
উ হু, হু, হু। আচ্ছা। উ হু, হু। হু, হু, হু, হু, হু। হু। জি, জি। হ্যাঁ। হু, হু। না, এটা স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। মানে যখন কিনা আপনি কাজের প্রেসারে থাকবেন, তখন কিন্তু এরকম একটা স সমস্যার মধ্য দিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে যদি আপনি বিচলিত হয়ে পড়েন বা এটা নিয়ে যদি কিনা আপনি নিজের আত্মবিশ্বাসের জায়গাটা যদি হারায় ফেলেন, তাহলে তো দেখা যাবে যে দিনশেষে আপনি পুরো ব্যাপারটা থেকে হেরে গেলেন, তাই না? আপনি তো নিশ্চয়ই হেরে যাওয়ার জন্য আসেননি। আপনাকে অবশ্যই জিততে হবে এবং পুরো ব্যাপারটাকে সামলে নিতে হবে আত্মবিশ্বাসের সাথে, তাই না? এবং আ জ জিনিসটাকে একটা routine করে ফেলেন। জিনিসটাকে routine করে হচ্ছে যে পুরো ব্যাপারটা একজন কিছু সহকর্মী নেন। কিছু সহকর্মী নিয়ে পুরো কাজটাকে একটু সামাল দেন। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করেন। এভাবে করে যদি কিনা আগান তখন দেখা যাবে যে ধীরে, ধীরে কিন্তু একটা সমাধানের রাস্তার দিকে এগিয়ে যেতে পারবেন আপনি এবং পুরো ব্যাপারটা একটু চেষ্টা করেও দেখতে পারেন। কি মনে হয়?
হুম। জি। হ্যাঁ। আসলেই। জি। আসলেই। উ হ্যাঁ, অবশ্যই। আপনি খুব সুন্দর, সুন্দর পরামর্শ দিলেন আমাকে এই বিষয়ে। এগুলো আমি ব্যক্তিগত জীবনে আসলে apply করে দেখব এবং এগুলো নিয়ে আমি ভাবব এখন। তারপরে আমি apply করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে, এই সহজ সমাধান করা করে দেওয়ার জন্য এবং সুন্দর, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ শুভ বিকেল।
আপনার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি যে আপনি যে, সমস্যাগুলো নিয়ে ভুগছেন সেগুলো থেকে অচিরেই বের হয়ে আসতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল। আবারও ভালো থাকবেন।
হুম।